হ্যাঁ ঐ যে বললাম যে কেউ যদি আ বলে যে গানটা সুন্দর। তখন হয়তো দেখে খুঁজি যেমন হচ্ছে যে, তার মধ্যেও ইন্ডিয়ান কিছু গান আছে ঐ যে আলাদা, আলাদা যে গানটা 'আমি আবার ক্লান্ত পথচারী' আ খুবই চলে এই গানটা এই গানটা শুনি 'কি মায়ায় বেধেছ আমায়' শ্রেয়া ঘোষালের একটা খুব সুন্দর চমৎকার লাগে এই গানটা শুনতে। আমার অনেকবার শুনেছি এই গানটা আ শুভমিতার কিছু গান লগ্নজিতার কিছু গান আ খুব ভাল লাগে নতুন, নতুন গান। আর ব্যান্ডের গান আমার খুব একটা শোনা হয় না আসলে এই যুগের। হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম। বুঝতে পেরেছি। ও! বাহ! হুম, হু, আচ্ছা বুঝতে পেরেছি। না আসলে অনেকে আসলে ব্যান্ড এর গানটা পছন্দ করে না। কারণ তারা ঐযে আপনি যেটা বললেন যে আ কানে আরাম দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু আসলে থাকে না বলেই ব্যান্ড এর গানটা তেমন কিন্তু অনেকে আ পছন্দ করে না। তো সেই ক্ষেত্রে আসলে পরিবারের সাথে বা ব্যাক্তি মানে যে থাকে না প্রিয় মানুষটার সাথে গান শোনা সবাই। তো সেক্ষেত্রে আপনি আসলে কোন ধরনের গান বেছে নেন বা ও কোন ধরনের? আ মানে বাংলা গান শোনেন, ইংলিশ গান শোনেন, নাকি আসলে হিন্দি গান আসলে শোনেন? মানে রোমান্টিক তো অবশ্যই যেহেতু আসলে প্রিয় মানুষ বা মনের <chuckles> মনের মানুষ সেক্ষেত্রে তো আসলে রোমান্টিক অবশ্যই। কিন্তু সেক্ষেত্রে আসলে রোমান্টিক এর ভিতরে আপনি আসলে কোন ধরনের গানটা আসলে বেছে নেন?
জি। হ্যাঁ, হ্যাঁ, রোমান্টিকই গান আমার পছন্দ আসে <chuckles>